চা
জি।
তারা ২ জন আ ২ জনেই friend আমার। তো তারা কিন্তু একসাথে প্রেম করতে, করতে হঠাৎ করে সেই মেয়েটা হচ্ছে আরেকজন ছেলের সাথে আসলে relationship এ চলে যায় এবং আ এরপরে কিন্তু হচ্ছে আমার friend কে অনেকটাই আসলে কষ্ট দেয় এবং কঠিন সময় আসলে সে পার করে। এরপরে যখন আ সে ভালো হতে শুরু করলো, এরপরে তখন সে মেয়ে back করে বলছে যে "দেখো যে আসলে আমি আসলে এটা বাধ্য হয়ে করছি।" হেন-তেন এই ওই বিভিন্ন নানান ধরনের আসলে জল্পনা কল্পনার যে ব্যাপারটা। না, সেক্ষেত্রে বলব যে আসলে এই type এর যদি আসলে আ ক্ষমা করার প্রসঙ্গ আসে, আ বিশ্বাস ভঙ্গ করার পরে। আমার কাছে মনে হয় যে দেখুন, মেয়েদের ক্ষেত্রে কিন্তু এটা আসলে আ maximum সময় কিন্তু same-ই হয়। তারা কিন্তু আসলে better কোন option পেয়ে গেলে সেক্ষেত্রে কিন্তু সেই দিকটাই ধাবিত হয়ে যায়। এবং <chuckles> আ সেক্ষেত্রে বলব যে যখন সেখান থেকে আসলে কষ্টসাধ্য ব্যাপার আ যখন হয়, কোন একটা ব্যাপার মানতে পারছে না বা সম্পর্কের ভঙ্গ বা বিচ্ছেদ হচ্ছে তখন কিন্তু আবার ফিরে আসে, আ তার সুবিধার জন্য। তো আমার কাছে মনে হয় যে তারা আসলে এই সুবিধাবান। তাদেরকে আসলে ক্ষমা করাটা আমার কাছে উচিত মনে হয় না একদম, Exact।
জি, জি। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। জি, জি, জি, জি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আচ্ছা। আচ্ছা, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। জি। জি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জি, জি, জি। অবশ্যই, অবশ্যই। জি, জি, জি, জি। আচ্ছা। আসলে, আসলে, আসলে। জি। জি, জি, জি, জি। অবশ্যই, অবশ্যই। ক্ষমা করা উচিত নয়। জি, জি, জি, জি। জি, আপনি আসলে একদম ঠিক বলেছেন। আমার কাছে মনে হয় যে, আ যারা সুবিধা আ খুঁজে বা সুবিধাবাদী তাদেরকে আসলে ক্ষমা করা উচিত নয় এবং আ যারা প্রকৃত অর্থে বন্ধু হয়ে বা পাশে থাকতে পারে তাদেরকে আসলে আমার মনে হয় যে ভুল করলে ক্ষমা করা উচিত। আ তবে আজকে আপনার সাথে কথা বলার মাধ্যমে আমি অনেক কিছু শিখতে পেরেছি এবং জানতে পেরেছি এবং অনেক কিছু ভালো লাগছে আসলে যে আপনার অভিজ্ঞতা শুনেছি বা আপনার যে চিন্তা করার ধারণা আছে সেগুলো সম্পর্কে জানতে পেরেছি এবং এই যে কথা বলছি এর মাধ্যমে কিন্তু আমরা নতুন কিছু শিখতে পারছি। তো আশা করছি ভালো থাকবেন এবং পরবর্তী সময়ে আমাদের মধ্যে অনেক, অনেক আড্ডা হবে, অনেক, অনেক কথা হবে এবং আ পরবর্তী সময়ে অনেক কথা বলার মাধ্যমে আমরা নতুন করে শিখতে পারবো। আশা করছি ভালো থাকবেন।
উ-হুম। হুম। একদম। হু, হুম। হু, হুম, একদম। হু, হুম। হ্যাঁ, আপনার সাথে কথা বলেও আসলে ক্ষমার যে ব্যাপারগুলো নিয়ে আবারও চর্চা করা হলো, আ মহৎ একটি ব্যাপার। আ যাই হোক, আ সুস্থতা কামনা করছি। শুভরাত্রি, ভালো থাকবেন।
জি। অবশ্যই, অবশ্যই, অবশ্যই। জি, জি। অবশ্যই, অবশ্যই। অবশ্যই, অবশ্যই। দোয়া করবেন আপনি ভালো থাকবেন।

হ্যাঁ, আপনি ঠিকই বললেন। দেখুন যে আসলে আরেকটি যদি আসলে উদাহরণ দেই, সেক্ষেত্রে বলব যে দেখুন একজন আ ব্যক্তি আ সে আ ভরা মজলিস রয়েছে। তার মধ্যে অপর একজন ব্যক্তিকে হয়তো কোন কারণবশত হয়তো কোন একটা ভুল হয়েছে বা কোন একটা কারণবশত আ সবার সামনে কিন্তু একটা ঠাস করে থাপ্পড় দিল। এবং আ যেই মানুষটাকে আসলে থাপ্পড়টা আসলে মারা হল এবং সে যে আঘাতটা অনুভব করল তার কাছে কিন্তু ব্যথার থেকে আত্মসম্মানবোধের জায়গাটা কিন্তু অনেক বেশি। হ্যাঁ? আ যখন সবার সামনে যখন তাকে এইভাবে প্রহার করা হইল তখন কিন্তু সে আ মন থেকে যে আ কি বলব যে খারাপ লাগাটা কাজ করছে এবং আ পক্ষান্তরে সে যদি বলে যে আমাকে আ ক্ষমা করে দাও, আ সেক্ষেত্রে যে আসলে তাকে প্রহার করল সে যদি ক্ষমা চায়। আর সেক্ষেত্রে বলব যে তাকে যদি ক্ষমা করে দেয় আ সেক্ষেত্রে আমার কাছে এটা মনে হয় যে আসলে ভুল বলে। কারণ দেখুন যে আসলে আ সে যে সে যে তাকে ভরা মজলিসে আসলে থাপ্পড়টা মারল। আ সে কিন্তু একটা সাহসের যে ব্যাপারটা সেটা কিন্তু পেয়ে গেল। অন্যথায় সে যদি থাপ্পড়টা না খায় সেই আ লজ্জাটা সে যদি অনুভব না করে। সেক্ষেত্রে কিন্তু সে আরও ১০ জনকে আসলে থাপ্পড় মারবে এবং same পর্যায়ে কিন্তু ক্ষমা চাওয়ার যে ব্যাপারটা সেটা কিন্তু চাবে। আর সেই জায়গা থেকে আসলে আমার কাছে মনে হয় যে দেখুন, যে আসলে কেউ যখন কাউকে থাপ্পড় মারছে বিনা কারণে সেক্ষেত্রে আমার মনে হয় যে তাকে সেই শিক্ষাটা দেওয়ার জন্য আ same পর্যায়ে আসলে আ ব্যথাটা দেওয়া আমার কাছে উচিত মনে হয় যে আসলে ক্ষমা না করে। আসলে এই ব্যাপারটা নিয়ে আপনি কি বলবেন?
জি। জি, জি। জি। জি। জি। জি। হ্যাঁ, হ্যাঁ। অবশ্যই, অবশ্যই, অবশ্যই। জি। জি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জি, জি, জি। জি। জি। অবশ্যই, অবশ্যই, অবশ্যই, অবশ্যই। জি, জি। জি, জি। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ। জি। জি। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। জি, জি, জি। অবশ্যই, অবশ্যই, অবশ্যই। জি। জি, জি, জি। অবশ্যই, অবশ্যই, অবশ্যই। জি। জি। অবশ্যই, অবশ্যই। জি। আসলেই। অবশ্যই। অবশ্যই, অবশ্যই, অবশ্যই। জি, জি, জি। দেখুন, আপনি আসলে ঠিক বলেছেন। দেখুন, একটা মানুষকে যখন আমরা ক্ষমা করে দিচ্ছি এবং সে যখন আসলে অনেক বড় ভুল করে ফেলেছে, আ তখন তাকে ক্ষমা করার মাধ্যমে কিন্তু সে অনেকখানি আসলে দেখা যাচ্ছে যে, আ প্রশ্রয় পাচ্ছে এবং পরবর্তী সময়ে দেখা যাবে, আ যে অন্য কারো সাথে কিন্তু সে এই ধরনের আ ভুল করতে পারে। তো এই বিষয়গুলো কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ। এবং আমার কাছে মনে হয় যে আমাদের কিন্তু আসলে এই বিষয়গুলো গুরুত্ব সহকারে দেখা উচিত। কারণ আ একজনকে আমি ক্ষমা করে দিলাম। সে মানুষটা আসলে দেখা যাচ্ছে যে, আ মন থেকে অনুতপ্ত নয়। সে আসলে পরবর্তী সময়ে আমার জীবনে এসেছে এবং এসে পুনরায় সে ভুলগুলো করছে বা আমাকে পুনরায় একইভাবে কষ্ট দিচ্ছে। তো এইটা কিন্তু আসলে আ মানার মতো নয় এবং খুবই দুঃখজনক একটা বিষয়। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে আমাদের আ উচিত যে হচ্ছে মানুষটা যদি প্রকৃত অর্থে ক্ষমাপ্রার্থী হয় বা প্রকৃত অর্থে সে যদি অনুতপ্ত হয় তাহলে শুধু তাকে ক্ষমা করা এবং যদি আ মনে হয় যে না সে আসলে আ এখনও আসলে নিজেকে আ সেভাবে আম ওই সেভাবে আসলে নিজেকে ঠিক করতে পারছে না। বা সে এখনও সেভাবে আসলে আ অনুতপ্ত নয় তাহলে সে মানুষটিকে ক্ষমা করা উচিত নয়। তবে দেখুন, আ ক্ষমা কিন্তু একটা মহৎ গুণ। এটা কিন্তু সবার মধ্যে থাকে না। তবে আ এরকম কিন্তু অনেক সময় হয় যে, আ একটা মানুষ অনুতপ্ত হচ্ছে তাকে কিন্তু আমরা ক্ষমা করতে পারছি না। তো আমার কাছে মনে হয় যদি কেউ মন থেকে অনুতপ্ত হয় তাহলে তাকে ক্ষমা করে দেওয়া উচিত। আপনার কি মনে হয়?
হু, হু। হুম। হু, হু। হু, হু। হু, হু। হু, হু। হুম। হু, হুম। উম। হু, হু। হু, হুম। হু, হু। হুম, একদম। হু, হু।